জী। আপনি যথার্থই একদম ঠিক বলেছেন। এক্ষেত্রে একটা জিনিস আপনি যেমনটি বলছিলেন যে ঘরে বসে শুধু শেখার ব্যাবাক ব্যাপারটা। এটা কিন্তু আসলেই খুবই উপকার হয়েছে। তো ইন্টারনেটের মাধ্যমে দেখা যায় যে আমরা মোবাইল ফোনে অসংখ্য শিক্ষা যে সংক্রান্ত তথ্য সেটা কিন্তু, হ্যাঁ, অনেক সহজে পেয়ে যাই। দেখা যাচ্ছে Google এ গিয়ে সার্চ করলে আ যেকোনো বইয়ের নাম সার্চ করলে দেখা যাচ্ছে ঐ বইটা আমাদের সামনে চলে আসতেছে। কিংবা বিভিন্ন ধরনের এখন হচ্ছে AI আছে। সেখানে গিয়ে যদি আমরা কোনো জটিল প্রশ্ন করতেছি আ গাণিতিক যে প্রশ্নগুলো আছে সেটার উত্তরও কিন্তু খুব সহজে আ বের হয়ে আসতেছে। এক্ষেত্রে দেখা যায় যে আ অ্যা তারা শিক্ষার্থীরা কিন্তু এই যে খুব সহজেই অনলাইনে আ এবং যে ফোন মোবাইল ফোনের মাধ্যমে আ লেখাপড়াটাকে অনেক সহজভাবে নিজের করে নিতে পেরেছে। ওই ক্ষেত্রে আপনি বলছিলেন যে আম একটা বিভ্রান্তিকর পরিস্থিতি কিন্তু থেকেই যায়। আ যে একটা মনযোগ করতে হয়, মানসিক চাপ কিংবা ঘুমের যে বিষ আ ব্যাপারটা সেটা কিন্তু ক্ষতি হয় আসলেই। কারণ দেখা যাচ্ছে যে আ মানে পড়ার ফাঁকে আমরা যখন ফোনে লেখাপড়াটা করব তখন কিন্তু আমাদের বন্ধুবান্ধবদের আ সাথে যে একটা আ শারীরিক আড্ডা দেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু কমে আসে। আ সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের মন মানসিকতার উপর একটা বিরূপ প্রভাব পড়ে। আ তো খুবই একটা খারাপ ব্যাপার হয়ে যায়। তো আপনার কাছে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম আ যে মোবাইল ফোনের ব্যবহারে শিক্ষার্থীরা উম আ কি বেশি ডিসট্রাক্ট হয় না তারা আরো মানে ভালো তথ্য খুঁজে পায় আসলে কোনটা?
হুম, হুম। হুম, হুম। হুম। হুম, হুম। হুম, হুম। জী। ঠিকাছে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জী, জী। একদম। হ্যাঁ, হ্যাঁ। হু, হু, হুম। হুম। জী, জী। জী। হ্যাঁ, হ্যাঁ। আ একটা ভালো প্রশ্ন করেছেন। আসলে দেখুন এখানে শিক্ষার্থীরা মোবাইল ফোন ব্যবহারের ডিসট্র্যাক্ট ও আমি যদি বলছি ২ টো দিকেই রয়েছে ডিস্ট্রাক্ট ও হয় একটা ভালো তথ্যও খুঁজে পাই। অ্যা মানে ২ টাই সম্ভব আ মানে আরকি এখানে আ তাচ্ছে তারা ভালো তথ্য আ দেখাচ্ছে অনেক সময় তথ্য ইয়া হয়ে যায়। তো যে তথ্যর কথা যদি বলতে চাই, তথ্য এখানে কিন্তু পাওয়া যায়। ভাল তথ্য পাওয়া যায়। দ্রুত মানে দ্রুত পাওয়া যায়, সহজে পাওয়া যায়। আবার হচ্ছে আ যদি ডিস্ট্রাক্ট কথা বলে এখানে সব তথ্য আবার দেখবেন সঠিক কিন্তু নয়। আবার হচ্ছে শেখার আগ্রহ যদি কথা বলি যে আসলে শেখার আগ্রহটাও থেকে আমি ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই শিখতে পারতেছেন এখান থেকে। মানে ভিডিও দেখে কিন্তু শেখা খুব সহজ হয়ে যায়। আ দেখা যাচ্ছে আবার হচ্ছে ভিডিও দেখে-দেখে শিখতে, শিখতে আবার আমার সেখান থেকে আবার অন্য জায়গায় চলে যাচ্ছি বা ব্যা একটু Facebook চলে যাচ্ছি। এই যে এই জিনিসগুলো থাকে। আবার হচ্ছে ব্যবহারিক শিক্ষা যদি বলতে চাই যে আমরা কোডিং করতে পারি, বিভিন্ন ভাষা শিখতে পারি খুব সহজেই। কিন্তু এ আবার স্ক্রিন টাইমটা বেশি হয়ে যায়। তো এইটা কিন্তু রয়েছে। তোপ বলা যায় যদি সঠিকভাবে আমরা ব্যবহার করি তাহলে উপকারই বেশি। কিন্তু সঠিক বৃদ্ধি দিক নির্দেশনা ছাড়া যদি এটি আমরা আ ডা ডি অ্যা প্রায় ডিস্ট্রাক্শন এর দিকেই চলে যায় মানে এটা ডিস্ট্রাক ডিস্ট্রাক্শন এর উৎস দাড়া হিসেবে দাঁড়ান দাঁড়াতে পারে। তো এটাই আরকি বলা যায়।
হুম। জী। হুম। জী। হুম। হ্যাঁ। হুম। জী। হুম। হ্যাঁ। হুম। জী। হুম। জী। হুম। জী, হ্যাঁ। হুম। জী। হ্যাঁ। হুম, জী। হুম। জী। হুম, ঠিক বলছেন। হুম। জী। হুম। জী। হুম। জী। হ্যাঁ।